হুম, সেটাই কারণ আ দেখেন এ এই যে আ নিরীহ শিশুগুলো বাচ্চারা মারা গেল। এই, এই এটার দ্বায়ভার কিন্তু সম্পূর্ণ আমি মনে করি গভর্নমেন্টের। কারণ এখানে, এখানে, যেই আ পাইলট তার কিন্তু ওইভাবে দোষ হওয়ার কথা না। কারণ সে কিন্তু নিজেও অনেক চেষ্টা করেছে। সে কিন্তু চাইলে কিন্তু ইনজেক্ট করতে পারতো। বাট কিন্তু করে নাই। লাস্ট পর্যন্ত ট্রাই করে গেল। আ ইনফেক্ট <sighs> হয়তো সে সাকসেস হয় নাই। কিন্তু আসলে কি করার এটা দুর্ঘটনাই আর কি বলার যায় বলেন?
অবশ্যই। হুম। স্যা হু, হু, আমি সেটির কথাই আসলে বলছিলাম। হু, হু। দুর্ঘটনা হতেই পারে। এখন আ ১৯৮৪ সালে তৈরি করা একটি বিমান যদি এখন পর্যন্ত আপনি ব্যবহার করেন সেটার জন্য আসলে ওই সিস্টেমকে আসলে দোষটি দিতে হবে।
হু, হুম। হুম।
আমরা কোনোভাবেই হয়তো পাইলটকে দোষ দিচ্ছি না। তবে দুঃখজনক ঘটনা তো ঘটেই গিয়েছে। সে হয়তো চেষ্টা করেছে। এবং আ তার সাথে যেই আ ট্রাফিক কন্ট্রোল এর যে কথাগুলো ছিল যে, সে চেষ্টা করছে কিন্তু সে দেখতে পাচ্ছে ফ্লা মানে তার কোনো কমান্ড প্লেন নিচ্ছে না। প্লেন নিজের মতো জাস্ট ডাউন যাচ্ছে। এ এবং সে কিন্তু খুবই কোয়ালিফাইড ছিল যে কারণ ফার্স্ট সোলো পর্যন্ত আসা একটি ফাইটার জেটকে ওড়ানো মানে এইটা কোনোভাবে সহজ কোন কিছু না। সে কোয়ালিফাইড ছিল বলেই এই পর্যন্ত আসতে পেরেছি এবং সেটি হু, হু।
হ্যাঁ সেটাই। হু, হু। হু, হু, হু। হুম, হুম, উ এন আই থিংক রাইট। হুম। রাইট। আমার মনে হয় কি এই বিষয়টা আ ওখানে সম্ভবত আ নেটওয়ার্ক বা রেডারের সাথে যেই সংযোগটা এটা মনে হয় আ ফেইল করেছিল। যেটার কারণে সে
হু, হু। হ্যাঁ, এক কিছুক্ষণ পরে আসলে ফেইল করে যখন তাকে ইজেক্ট করার কমান্ড কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু সে ইজেক্ট না করে সে আ ট্রাই করেছিল যে আসলে আ সে তার যেইম এয়ারবেস থেকে উড়েছিল সে এয়ারবেস ফেরত যেতে বাট পারেনি। সেটা আসলে আ দুর্ঘটনা আসলো যার যেভাবে লিখা আছে অবশ্যই। এই ঘটনাগুলো কিন্তু আসলে আমাদেরকে বারবারই মনে করিয়ে দেয় যে ইতিহাসে কিন্তু এরকম ঘটনা আরো রয়েছে। আপনি দেখেন না চট্টগ্রামের লাস্ট ঘটনাটা দেখেন, সেই আ এই উনার নামটি আসলে আমি ভুলে গেছি। যিনি আসলে আ ল্যান্ড করাতে পারেননি। পুরো 360 ঘুরে উনি আবার আ নদীতে গি আ মানে সাগরে গিয়ে ল্যান্ড করেন যাতে কোনো মানুষ এবং তিনি কিন্তু আ চিরনিদ্রায় চলে যান। কিন্তু তারপর কিন্তু তিনি চেষ্টা করে সফল হয়েছিলেন। এই যে পরপর কিছু ঘটনা বিমান ক্রাশ এর ঘটনা বাংলাদেশে ঘটছে, এগুলো কিন্তু দুঃখজনক না? তখন হয়তো উনি পেরেছিলেন বলে। তখন আ এসে হতে পারতো না, কোনো একটা জনবহুল এরিয়া তে হতে পারত না? উনি য যদি ইজেক্ট করতেন। এই যে বারবার আমরা আমাদের কোয়ালিফাইড দেশপ্রেমিক লোকগুলোকে হারাচ্ছি সেটাও তো দুঃখজনক। তাই না?
হুম। রাইট হুম। পারে নাই। এটা খুবই মর্মান্তিক। আসলেই মর্মান্তিক। তার হুম। হুম, হ। আসলে এই ঘটনা এইরকম হুম। হু, হু। রাইট। হ্যাঁ। অবশ্যই, কারণ হুম। হুম।